হ্যাঁ, একদমই তাই। এবং আ authentic আ creator যারা, আমি দেখেছি যে আ তাদের স্ক্র তাদের আ জার্নি আ টা আসলে বেশি কঠিন হয়। তাদের struggle টা বেশি করতে হয়। আর একটা কথা আপনি বলছিলেন যে, hook আ create করার একটা ব্যাপার থাকে এই content creator দের জন্য। Hook জিনিসটা খুব ইম্পোর্টেন্ট। তো এইযে উম যেহেতু সবাই এখন মোটামুটি জানে যে, hook কিভাবে তৈরি করতে হয় এবং attention span ও খুব কম। Attention টা কিভাবে ধরে রাখতে হয়। তা আপ আপনার কি মনে হয় না যে, এইযে content আ create করছে, এখানে অনেক সময় মানুষজন authenticity এর থেকে বেশি আ hook এর উপরে গুরুত্ব দিচ্ছে এবং completely অনেক সময় different বা খুব উদ্ভট টাইপের hook ও create করছে?
হু। একদম। রাইট। হু, হু। হু, হু। হ্যাঁ। না, এটা তো একদম। যে এখন কিন্তু আসলে দেখা যাচ্ছে যে, আপনি মানে content এর যে আসলে আ মানে authenticity, কিংবা হচ্ছে যে, আপনি content এর মাধ্যমে আপনার কি messaging আপনি দিতে চাচ্ছেন, ঠিক আছে? বা আপনার আ যে আসলে কোন ধরনের content আপনি বানাতে চাচ্ছেন। এর চেয়ে বেশি কিন্তু মানুষ আসলে যেটা দেখে কি যে virality, যে কোন content টা, খুব তাড়াতাড়ি viral হয়ে যাবে। হ্যাঁ? তো আপনার কিন্তু এইযে গল্প কিংবা হচ্ছে যে আপনার content এর visualization এগুলোর থেকে গুরুত্বটা পেয়ে যায় হচ্ছে যে, কোন content টা মানুষজনকে মানে আকৃষ্ট করবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে? এটা মানে positively ও হতে পারে, negetively ও হতে পারে। অনেকে কিন্তু ইচ্ছাকৃতভাবে হয়তোবা এমন কিছু content বানায়, হ্যাঁ? জিনিসটা দেখে হয়তোবা মানুষের মেজাজ খারাপ হয়ে যাবে কিংবা যেটা দেখে হয়তোবা negative comment আসবে। কারণ negetive comment গুলো কিন্তু আ আসলে এক ধরনের interaction, ঠিক আছে? <scoffs> তো এগুলো কিন্তু algorythm এ পড়লে তখন দেখা যায়, algorithm ঐ ধরনের content গুলো push করে অনেক বেশি। হুম? তো তারা কিন্তু এইযে এই চিন্তাগুলি করে যে, আসলে কোন content টা আমাকে viral করে তুলবে। Rather than যে, content টা আসলে ভালো হচ্ছে কিনা, ঠিক আছে? কিংবা content এর মাধ্যমে আসলে আ কি ধরনের বার্তা দিচ্ছে। এগুলো হচ্ছে, তারা virality টাকে বেশি পছন্দ করে। তো এজন্য মাঝে, মাঝে দেখা যায় হ্যাঁ।
হু, হু, হু, হু। হু। একদম। হু। হু। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু। আ একদমই। <chuckles> হুম। জ্বী। একদম তাই। হ্যাঁ, আসলে আপনার জ্বী। আপনার এই কথাটা শুনে, আমার অ্যা একটা জিনিস মনে পড়ে গেল। যে খুব recently দেখেছিলাম যে, আম এইযে মানুষের attention ধরে রাখা বা নিজের content এ engagement বাড়ানো, এটার জন্য আমি ১ম এ বিষয়টা বুঝতাম না। ১ম এ ভাবতাম ভুল হয়েছে। পরে দেখলাম যে, না অনেক creator অনেক, অনেক creator এই কাজটা করে। যে ভিডিওতে হয়তো দেখাচ্ছে পেঁয়াজ। মুখে বলছে রসুন। এবার, এই রসুন বলার কারণে অনেকগুলো কমেন্ট পাবে সে, "যে আপু আপনি ভুল বলেছেন, আপু আপনি চোখে দেখতে পান না?" এবং এটা সে মনে করে যে, সে positively কাজে লাগাচ্ছে। তো আমি একটু জানতে চাই যে
হু, হু। জ্বী। হু, হু, হু। <chuckles> আ জ্বী। হুম। একদম। হ্যাঁ। আর এগুলো কিন্তু মানে ইচ্ছাকৃতভাবে অনেক সময় করা হয়।
হ্যাঁ, হ্যাঁ, একদমই। আ এটা যেন কি একটা নাম আছে, english term সেটা, আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে। তো বা এইযে এই বিষয়গুলো করে। আ তো এই content গুলো তো authentic হচ্ছে না। এবং আমার মনে হয় যে, এটার সাথে আসলে honesty ও থাকছে না একদমই। তো, আপনার কি মনে হয় যে, এইযে authenticity বাদ দিয়ে বা নিজের honesty বাদ দিয়ে যে, এই content গুলো হচ্ছে, এগুলো কি উম আদতে টি টিকে থাকে? নাকি, আসলে একসময় ঝরে যায়?
হু। জ্বী। হু, হু। উ না, এগুলো আসলে